জ্বি একদম ঠিক বলেছেন। যে আপনার কথাটা বললেন আপনি বিভিন্ন ধরনের ব্যায়াম করেন বা ইয়া করেন। আসলেই কিন্তু এইগুলা আসলে খুব গুরুত্বপূর্ণ আমায় ক্ষেত্রে আমি আ ব্যায়াম করি না। তবে বেশিরভাগ সময় তা আমি প্রাকৃতিকভাবে কাটাই। কারণ, এটি আমার জন্য খুব দ্রুত কাজ করে, ভালো কাজ করে। আসলে এটি তো জানেন যে, একেতে যেমন ব্যায়াম কাজ করে, আমার ক্ষেত্রে সে কাজ করে। একেক জনের একেক রকম আসলে চিন্তাভাবনা আ একেকজন একেকটাতেই আসলে তার মানসিক শান্তিটা যেটা সেটা কিন্তু খুঁজে পায়।
ও! জি, জি, জি। জী, জী, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! বাহ! তাহলে তো বেশ ভালো। জি। জী, জী, জি। জি। জি, জি, জি। একদমই তাই। হুম।
উম জী। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে সেভাবেই আ চেষ্টা করতে হবে এবং
হুম, হুম, হুম। জি।

হ্যালো, ভাই শুভ বিকেল কেমন আছেন?
আ হ্যালো ভাই, শুভ বিকেল। বেশ ভালো। আপনি কেমন আছেন ভাই?
জি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলুন আপনার দিন কেমন কাটলো আজকে বা কেমন কাটছে?
আ জ্বি ভাই। মানে সকাল থেকে আজকে মোটামুটি ছুটির দিন বাসাই সারাক্ষণ। আ তো ভালোই যাচ্ছে আরকি। খাওয়া-দাওয়া বলেন আ সকালে ঘুম থেকে উঠতে, উঠতে অ দুপুরই হয়ে গেছে প্রায়।
হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
তে এই যতক্ষণই ছিলাম জাগন বা যতক্ষণই জেগে আছি মোটামুটি বেশ ভালোই কাটছে। দুপুরে এসে পরিবারের সাথে বসে খাওয়া দাওয়া। তো বেশ ভালোই যাচ্ছে আরকি। তো আপনার কি অবস্থা ভাই? আপনার কেমন যাচ্ছে?
জি। জি, আমারও বেশ ভালোই যাচ্ছে। আ আসলে আমার ছুটির দিন আজকে। তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় আ ফ্যামিলির সাথে কাটালাম। এবং নিজের যে শিক্ষার বিষয়গুলো মানে আমি তো আবার কাজের ফাঁকে, ফাঁকে প্রতি সকা আ ফাঁকা পেলেই, কিছু না কিছু একটু শিখি আরকি জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আ সেগুলোই করেছিলাম বেশ ভালোই কাটছে এবং আবহাওয়াটাও দেখছি অনেকটা ঠান্ডা হয়েই গিয়েছে। যদিও সকালে অনেকটা রোদ উঠেছিল ভাবছিলাম যে আবারো সেই কিছুদিনের মতো গরমটা শুরু হয়ে যায় নাকি। <chuckles> তা নিয়ে একটু চিন্তায় ছিলাম।
জি, জি। জী, জী, জী জী। জী, জী, জী। হুম, হুম, হুম, হুম। জি, জি। জি, জি, জি। একবার। জ্বী। তো ভাই আমি আসলে ভাবছিলাম ভবিষ্যৎ নিয়ে বুঝছেন? আ লাইক ধরেন ক্যারিয়ার নিয়ে তো সবারই একটা চিন্তা বা টেনশন থাকেই। তো ধরেন আমরা আসলে কিন্তু ভবিষ্যৎ জানি না। তাও আমরা একটা ধারণা করে নিয়ে কোন একটা কাজ শুরু করি। তাই না? লাইক ধরে নেই যে ভবিষ্যতে আমরা যদি এভাবে চলি তাহলে ভবিষ্যতে এমন ভালো হবে বা আমরা যদি ঐভাবে চলি তাহলে ভবিষ্যতে এমন খারাপ হবে, তাই না?
জি, জি বলুন। হু, হুম। জি। জি। জি, জি। একদম ঠিক বললেন।
তো ভাইয়া আমি যদি আপনাকে আমি যদি আপনাকে একটু একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি আরকি লাইক আপনি আসলে ধরেন কোন একটা ডিসিশন নিতে কিভাবে আ সেটার চাপ সামলান যদিও সেটার ভবিষ্যৎ আ অজানা থাকে আরো?
মানে ভবিষ্যৎ হ্যাঁ বলুন।

জ্বী, আপনি একদম সঠিক বলেছেন ভাই। আসলে কাজ কখনো বিফলে যায় না। আর আপনি যে কাজটা শিখবেন, এটি দিয়ে সবসময় যে আপনার সফলতাই আসবে তা কিন্তু নয়। কিছু, কিছু কাজ যেমন দেখুন আমাদের পারিবারিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে লাগে। এগুলো কি আমাদের আ কোনো কাজে মানে এগুলো দিয়ে কিন্তু আমরা অর্থ উপার্জন বা আমরা এটা কিন্তু না। কিন্তু সেটি আমাদের কি সামাজিক কাজে লাগছে, অন্যকে উপর সাহায্য করতে লাগছে, সামাজিকভাবে সাহায্য করতে লাগছে। বিভিন্ন ভালো দিক দিকে লাগছে, পরিবারের ক্ষেত্রে লাগছে, এই যে এই বিষয়গুলো থাকে। তো সেইক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার যে শুধু আপনি আ ধরুন যেগুলো আপনার আ আর্থিক অবস্থাকে উন্নত করবে তাই যে তা কিন্তু না। এবং আপনি যে সে কাজটি মানে সম্পূর্ণ দিয়ে ওইটা দিয়ে ক্যারিয়ার গড়তে না পারলে যে আপনার আ লস হয়ে যাবে, এটি কিন্তু নয়। আসলে সবগুলো কাজেই না একটা না একটা গুরুত্বপূর্ণ দিক থাকে, একটা না একটা সময় গিয়ে কাজে লাগেই। তো সেইক্ষেত্রে এভাবেই আ সেই মনমানসিকতা নিয়ে আমাদেরকে আ কাজ শিখতে হবে। যেটি আমাদের কাছে আরো ভালো মনে হবে সেটিই আমরা শিখবো। এভাবে করতে এগিয়ে গেলে খুব সহজ হয়ে যাবে আমার মনে হয়।
তাই না? হু, হু। হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদমই তো। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সেটাই। জ্বী, জ্বী জ্বী, সেটাই। জ্বী। জ্বী। জ্বী, জ্বী জ্বী। একদম। হুম, হুম, হুম, হুম। অ্যা মানে আমার কাছে যেটা মনে হয় ভাই মানে expectation কমিয়ে নিজের উপর বিশ্বাস রাখা, তাহলেই আসলে লাইক চাপ বিষয়টা থাকবে না। আর সর্বোপরি ভাই আমি একটা কথাই আপনাকে একটু বলতে চাই। যে এই মুহূর্তে আমরা যা করছি। তাই কিন্তু আমাদের ভবিষ্যতের বৃত্তি গড়বে, তাই না? সো চাপ না নিয়ে চাপ না নিয়ে মানে ভালো কাজ করার চেষ্টা করি। বা আমাদের skill development এর যদি চেষ্টা করি, তাইলে ভবিষ্যতে চাপ নিয়ে বা বর্তমানের চাপ নিয়ে চাপ নিয়ে আসলে আর ভাবা লাগবে না, তাই না?
জ্বী, জ্বী। জি। হুম, হুম। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। <chuckles> অবশ্যই একদম ঠিক বলেছেন ভাই। এই আসলে আই আ চাপ নিয়ে না ভেবে আমাদেরকে আ কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আর কিভাবে চাপগুলোকে সামলানো সামলানো যায়, কমানো যায়, কিভাবে সামনে অ্যা দিনগুলোতে এগিয়ে যায়, সেটি চেষ্টা করতে হবে। তবে যাই হোক ভাই আজকে আপনার সাথে এইযে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাই কথা বললাম। অনেক ভালো একটা সময় কেটে গেল আপনার সাথে কথা বলে আজকে।
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী জ্বী। জ্বী, জ্বী। একদমই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী ভাই। আমারও অনেক ভালো সময় কেটেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছুই জানতে পারলাম। আশা করি ভাই আমরা আবার অ নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, জানবো, শিখবো। এ পর্যন্ত ভালোই থাকবেন ভাই, শুভ বিকেল। এ ধন্যবাদ।
হুম, হুম জ্বী। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ আই আমিও আশা করছি আপনার সাথে কথা হবে। তো তো আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্য
জি।